হ্যাঁ, অবশ্যই। আ আমি যখন ইউনিভার্সিটি তে ভর্তি হলাম, আমি তো তখন দেখা গেল যে, একদম সবার সাথে ফ্লুয়েন্টলি মিশছি, কথাবার্তা বলছি। তো আমি আসলে বিভিন্ন ধরনের আম ক্লাব গুলোর সাথে জড়িত ছিলাম। ভার্সিটি তে থাকে না, বিভিন্ন ধরনের ক্লাব গুলো? স তো। আমি আসলে আ ডিবেট ক্লাব এর সাথে জড়িত ছিলাম। নিজের উপর মানে, যেহেতু আমি কাজ করছিলাম যে যাতে হচ্ছে হলো গিয়ে, যারা আমার মতো এরকম আছে, তাদেরকে আর একটু সাহায্য করা। তো আমি এরকম অনেক মানুষের সাথে মিশেছি যে, তার যারা আসলে কথা বলতে পারে না। ভয় লাগে
জি, অবশ্যই। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম। হ্যাঁ, একদম। জি, অবশ্যই।
আমি যখন ডিবেট ক্লাব এ গেলাম, তো তখন দেখলাম যে আমার থেকেও এক্সট্রোভার্ট আরো আছে। হ্যাঁ? মানে আমি তো ইন্ট্রোভার্ট। বাট আমি কথা বলি বা হলে আমি আমার নিজের মধ্যে কাজ করে যাচ্ছি। যাতে হচ্ছে হলো গিয়ে, এই সমস্যাগুলো আবার আমার মধ্যে না চলে আসে। থাকে না একটা গ্যাপ? পড়ে গেলে মানুষ কিন্তু দেখা যায় যে, সমস্যাটার মধ্যে আবার হ্যাঁ।
জি, অবশ্যই। না আসে। আবার ওই সিস্টেম টা চলে আসতে পারে, হ্যাঁ।
তো পরবর্তীতে আমি আসলে এইসব ক্লাবের সাথে যুক্ত হলাম। যাতে হচ্ছে আমার মধ্যে এই সমস্যাগুলো না আসে। তো পরবর্তীতে যখন হচ্ছিল গিয়ে আমার ১ টি, মানে আমি আমার ইউনিভার্সিটি'র ঐ টিচার টার সাথে আসলে মানে একদিন কথা বলছিলাম। মানে একটা টপিক নিয়ে কথা বলছিলাম। তো কথা বলতে, বলতে স্যার আমাকে বললেন যে, তুমি যখন কথা বলো, তুমি মাঝে, মাঝে নাম্ব হয়ে যাও। আমি বললাম যে, "কেন?" বলে যে "জানি না। বাট তোমাকে যখন আমরা আসলে ডিবেট এর মধ্যে দেখি বা কা তুমি কথা বলছ বা কাজ করছ, তখন তুমি মাঝে, মাঝে নাম্ব হয়ে যাও।" তখন আমি আসলে খুঁজে পেলাম যে, আমি মাঝে, মাঝে আই কনট্যাক্ট করে ফেলি। হ্যাঁ?
জি, অবশ্যই। জি, অবশ্যই। একদম। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। বেশ আহ সুন্দর করেই বললেন কিন্তু আপনি এটা। যে
তো আই কনট্যাক্ট করে ফেলার কারণে দেখা যায় হ্যাঁ, ঐ স্যার ওইটা আমার মধ্যে দেখেছেন। তো বলল যে, "তুমি সব ফ্লুয়েন্টলি করে ফেলো। কিন্তু মাঝে, মাঝে তুমি নাম্ব হয়ে যাও মাঝখান দিয়ে।" তো পরবর্তীতে আসলে ওই যে আই কনটাক্টিং এর যে ব্যাপারটা আছে, সেটা আসলে পরবর্তীতে আমি করিনি। এবং দেখা যেত যে মাঝে, মাঝে হ্যাঁ, এবং থাকে না? যে, বিভিন্ন ধরণের কেরিয়ার ওরিয়েন্টেড যে বিষয়গুলোতে, সেগুলোতে সিদ্ধান্ত নিয়ে তো আমার ওই স্যার, অনেক বেশি হেল্প করেছিলেন। যেমন ধরেন আমি যখন হচ্ছিল গিয়ে পড়াশোনার পাশাপাশি থাকে না, স্টুডেন্ট একটু পার্ট টাইম জব করে? তো সেই ক্ষেত্রে দেখা যেত যে কিছু, কিছু ডিসিশন নিতে বেশ ভুল করছিলাম। তো সেই ক্ষেত্রে স্যার আমাকে বেশ হেল্প করেছিলেন এবং বিভিন্ন ধরনের গাইড করেছিলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমাকে রিকমেন্ড করেছিল। আ আসলে তার সাথে মানে, হয় না যে, কিছু, কিছু মানুষের সাথে দেখা না হলে, জীবনের সিদ্ধান্তগুলো নিতে আসলে অনেক বেশি কঠিন হয়ে যেত? সেটা আসলে অনেক বেশি সহজ করে ফেলেছে।
হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি। সেটাও আপনার কাজে লেগেছিল। বুঝতে পারছি। হ্যাঁ, একদম। আচ্ছা, আচ্ছা। জি, অবশ্যই। একদম। জি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি।

একদম।
তো আসলে বিশ্বাস করাটা হচ্ছে, হল গিয়ে বি মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা অচেনা মানুষের সাথে, আপনি হুট করে, কিন্তু মানে বিশ্বাসের জায়গাটাতে জড়াতে পারবেন না। তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে, তার ডেডিকেশন টা। মানে একটা পর্যায়ে তো, তার সাথে দেখা যায় না, রেগুলার একটু দেখা হচ্ছে বা কথা হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, মানে হুট করে, সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু অর্জন না করে ঐ যে, প্রতিদিন দেখা হচ্ছে বা কথা হচ্ছে বা হচ্ছে আপনার জীবনে তার যে সিদ্ধান্ত বা তার যে গুরুত্বপূর্ণ যে ভূমিকা, সেটা আসলে কতটুকু আ প্রভাব ফেলছে। সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো সেই ক্ষেত্রে আমি যখন দেখেছি যে, না, আমার ওই স্যারেরও একটা মানে পার্ট আছে, যেটা আসলে বেশ গুরুত্বপূর্ণ। যে আসলে আমাকে চেঞ্জ করে ফেলতে পেরেছে। এবং আমার ইউনিভার্সিটি তে যে বন্ধু-বান্ধব ছিল, তারাও একটা মানে থাকে না, ইম্পোর্টেন্ট রোল পার্ট হচ্ছে প্লে করছে।
গুরুত্বপূর্ণ একটা। জ্বী, অবশ্যই। অবশ্যই। বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, একদম। হুম। একদম। ইম্পোর্টেন্ট ফিলটা না থাকলে, হ্যাঁ। বুঝতে পেরেছেন। অনেক সুন্দর করে বললেন যে, আসলে যে, যে অচেনা মানুষ আপনার হচ্ছে, বিশ্বাস রাখা সব কঠিন। বললেন যে, প্রথম থেকে ঝুঁকি, কিন্তু তারপর দেখা যাচ্ছে, বিশ্বাস করতে হয় বা আপনি বিশ্বাস করে ফেলেন, ধীরে, ধীরে তার প্রতি, বিশ্বাসটা নতুন করে তৈরি করে ফেলেন। এটা সুন্দর করে বললেন আপনি। আচ্ছা, আরেকটা জিনিস যে, একদিনের পরিচয় কি, কখনো একটা স্থায়ী সম্পর্ক হয়ে উঠতে পারে বা উঠেছিল আপনার ক্ষেত্রে?
তো সেই ক্ষেত্রে দেখা যায় যে, হ্যাঁ হুম। হ্যাঁ, এরকমটা কিন্তু হয়েছে। আমি একটা আ আ কি বলে ওরিয়েন্টেশন ক্লাসে গিয়েছিলাম। তো ওরিয়েন্টেশন ক্লাসে যাওয়ার পরে, ১ টা আপুর সাথে আমার মানে ধরেন যে, থাকে না, পাশাপাশি বসে হচ্ছে হল গিয়ে, কথা বলছি, কথা বলছি। এত ভালো সম্পর্ক হয়েছে, যেটা আসলে দেখা গেছে যে, মানে আমার সাথে এখনো পর্যন্ত তার মাঝে, মাঝে কথা হয় বা কোন ধরনের সমস্যা হলে, সে আমাকে ফোন দিচ্ছে। আমি তাকে ফোন দিচ্ছি। উনি অবশ্য অনেক সিনিয়র। উনার কাছ থেকে আসলে পরামর্শ নেওয়ার জন্য আমি ফোন দেই। তো সম্পর্ক টা কিন্তু দেখা যায়, এখনো পর্যন্ত বেশ ভালো আছে। হয়েছে, এরকম হয়। থাকে না, কিছু, কিছু মানুষের সাথে আপনার চিন্তাভাবনা একদম মিলে যায়। মানে, মনে হয় না যে, আসলে সে অনেক মানে অপরিচিত। মানে পরিচিত মনে হয়, উনার সাথে কথা বললে। এরকম কিছু কিন্তু মানুষ আছে, যারা আসলে একদিনের মধ্যেই বিশ্বাসটা অর্জন করে ফেলতে পারে।
জী, অবশ্যই। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি। জি, একদম। ভাল আছে। হ্যাঁ, একদম। মিলে যায়। বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ। জ্বি, অবশ্যই অনেক সুন্দর করে বললেন আপনি যে, আসলে এম এমন মানুষ আছে, যাদের সাথে আপনার পরিচিত হয়েছে, ১ দিনের মধ্যে আপনার সম্পর্ক হয়ে গেছিল। আপনি কিন্তু সুন্দর করে বললেন এই যে, আপনার পথে গিয়ে দেখা হয়েছিল। এমন কোন মানুষ আছে, যেগুলো আপনার জীবন বদলে দিয়েছে। যেমন হচ্ছে, আপনি কথা বলতে ভয় পান। সেক্ষেত্রে আপনার টিচার, আপনাকে সেক্ষেত্রে আপনার ঐখান থেকে বাহির করে নিয়ে এসেছিল। আরেকটা বললেন যে, আসলে আপনার মতো আরো যারা রয়েছে, এ তাদেরকেও আপনি সাহায্য করেছিলেন যে আসলে এখান থেকে বাইর হওয়া খুব সহজ বা কিভাবে বাহির হতে পারেন বা কিভাবে বাহির হয়ে যায়, সেই জিনিসগুলো আপনি সাহায্য করেছিলেন। এটা অনেক সুন্দর করে বললেন কিন্তু আপনি তো এত সুন্দর করে, আপনার এই অভিজ্ঞতা গুলো শেয়ার করার জন্য, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
জ্বি। হুম। একদম। জ্বি।

১ম তো অনেক ভয় লাগতো। এরপর আসলে মানে যেদিন আমি কথা বলেছিলাম, সেদিন আমি এত পরিমাণে কাঁপছিলাম। মানে আমাকে স্যার বলছিল যে, আপনি ডায়েসটা ধরে বসেন। মানে আমি ডায়েসটা ধরে বসেও, তারপরে কাঁপাকাঁপি করছিলাম। এমন একটা অবস্থা। তো সেইখান থেকে স্যার যখন আমার সিক্সথ ক্লাস নেওয়া শুরু করলেন, ৬ তম ক্লাস থেকে হচ্ছে হলো গিয়ে মানে টানা হচ্ছিল গিয়ে ধরেন আপনার ১ স ১ মাসের মধ্যে হচ্ছে হলো গিয়ে আমার একদম নিজের মধ্যে পরিবর্তন। সেটা কেমন আমি বলি। স্যার আমাকে কিছু, কিছু কোরাস করার আ গাইড করেছিলেন। যে এভাবে, এভাবে কোরাস করতে হবে। টাং টুইস্টার দিয়েছিলেন। যাতে হচ্ছে হলো গিয়ে কথার জড়তা না থাকে। এবং পরবর্তীতে আসলে মানে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার যে একটা টিপস, সেটা আসলে আমার জন্য বেশ উপকারী ছিল। তখন আমাকে বললেন যে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি তোমার নিজের সাথে কথা বলবে। নিজেকে প্রশ্ন করবে। থাকে না যে ইন্টারভিউ টাইপ এর, হ্যাঁ? সাক্ষাৎকার টাইপ এর। বলে নিজের সাক্ষাৎকার নিজে নিবে তুমি। তাহলে দেখবে যে, তোমার মধ্যে কথা বলার যে একটা আগ্রহ সেটা কিন্তু আসবে। আর সবচেয়ে বড় কথা যখন সবার সামনে কথা বলবে, তখন সবাইকে আসলে তুমি আ ম মানে সবার সাথে আসলে চোখ, হ্যাঁ, চোখের মানে একদম আই কনট্যাক্ট করা যাবে না। মানে তুমি জাস্ট মানে কিছু, কিছু টিপস যেগুলো থাকে আরকি। সেগুলা আসলে সে আমাকে দিয়েছিলেন।
জী, অবশ্যই। একদম। বুঝতে পেরেছি। একদম। জ্বি, অবশ্যই। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি। কথা বলবে, হ্যাঁ। জী, অবশ্যই। হ্যাঁ। আসবে, হ্যাঁ। জী, অবশ্যই। বুঝতে পেরেছি। হ্যাঁ, একদমই। অনেক সুন্দর কিন্তু বলেছে আপনার শিক্ষক যে আসলে আপনাকে ছোট, ছোট টিপস গুলো যেগুলো দিয়েছে।
হ্যাঁ, তো আমি আসলে যখন হুম।
যে আসলে আপনি আয়নার সামনে দাড়িয়ে কথা বলবেন। বা হচ্ছে বেশি, বেশি কথা বলার চেষ্টা করবেন। হয়তোবা এগুলো আপনার দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছেন। সেটা আপনার কাজেও লেগেছে। এটা তো সুন্দর করে আপনি বললেন কিন্তু। তো ওই যে, ১ম যে আপনি আ দেখা হয় বা সেটাতো আপনার শিক্ষকের গল্পগুলো। তো আরো কোনো এমন আছে যে, আপনি হঠাৎ করে দেখা পেয়েছেন সেটা আপনার আ জীবনকে বদলে দিয়েছিল।
একদম, একদম। হুম, হুম।